হুম, একদম। এইটা আমার সাথে অনেকবারই হয়েছে। বিশেষ করে যখন আমি এইযে উম মানে বললাম না? আমি যে বাইরে এসেছি পড়ালেখা করতে। তো তার আগে যেটা করতে হয় সবারই যে আইএলটিএসটা দিতে হয়। তো আমি যখন আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম আসলে। কারণ আমি অনেক বছর পর পড়ালেখা অ্যা ধরেছি তো। তো আমার কাছে একটু কনফিউশন লাগছিল। আমি ভাবলাম যে, "আচ্ছা একটা কোচিং এর মধ্যে যদি থাকি একটা নি প্রতিদিনের একটা প্র্যাকটিস হবে, একটা রেগুলারিটিস থাকবে।" তো সেটা ভেবে আমি কোচিং এ ভর্তি হয়েছিলাম ঠিক। কিন্তু আমি দেখেছি যে ওখানে আ মানে উ উ যেটার জন্য আমি গেছি সেটা কিছুই হচ্ছে না। ধরুন যে অ্যা listening এর একটা টেস্ট ওখানে হচ্ছে। কিন্তু সবাই সবার কাছ থেকে দেখে, দেখে লিখছে বা listening এর জন্য আমাদেরকে যে অ্যা instruments গুলা দেয়া হচ্ছে ওগুলা কাজ করছে না। তো আমি দেখলাম যে আমার আসলে ওখান থেকে কিছুই শেখা হচ্ছে না। হ্যাঁ? মানে বরঞ্চ আহা আ হ্যাঁ আর সময়টা আ হ্যাঁ, আর সময়টা অপচয় হচ্ছিলো, পুরোপুরি ভাবেই। তো আমি যেটা করেছি আমি দেখলাম যে না এখান থেকে আমার আসলে হবে না। তখন আমি নিজেই আসলে আ বাসায় নিজে, নিজে প্র্যাকটিস করা শুরু করলাম। আমি দেখলাম যে ওখানের চেয়েও আমার বাসায় পড়ে আমার অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। তো সেইক্ষেত্রে আমি আমার মতো করে কিছু রুলস রেগুলেশন করে ফেলেছিলাম বা কিছু ট্যাকটিক্স আমি সেট করেছিলাম। যেমন ধরুন যে listening. তো আসলে ১ম এ ধরতে অ্যা যেট্টু যেহেতু এটা একদম ব্রিটিশ অ্যাক্সেন্টে কথা বলে, তো ওটা ধরতে বা আমেরিকান যে বিভিন্ন অ্যাক্সেন্ট এই কথা বলে আসলে অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান মানে অ্যাক্সেন্ট এ কথা বলে। listening এর যে ইয়েগুলো থাকে উম আ উ উ মানে অ সাউন্ড ট্র্যাক গুলা থাকে ঐগুলোতে। তো আমি যেটা করতাম ১ম এই একদম আ যে মেইন স্পিডে থাকে আমি YouTube থেকে মা listening এর যে সাউন্ড এর ট্র্যাক গুলো, সেগুলো শুনতাম। শুনে হচ্ছে ওই যে আ বইগুলো থাকে না? আ ক্যামব্রিজের? ক্যামব্রিজের বইগুলো আমি আ সলভ করার চেষ্টা করতাম। তো আ ১ম এ আমি মেইন যে সাউন্ডটা সেটা দিয়ে একবার সলভ কর করতাম, হুম? সলভ করে দেখতাম যে আসলে আমার কয়টা answer মিলেছে। তো দেখতাম যে আমি আসলে মিলতো না। মানে দেখা যেতো খুব বেশি হলে ১৫-২০ টা। হ্যাঁ, বে ৪০ টার মধ্যে ১৫-২০ টা। এরপরেই আমি ভাবলাম যে, "উম মানে কি করা যায়?" আমি তো আসলে ধরতে পারছি না কথাগুলো। তখন আমার কাছে মনে হলো আমি একটু স্লো করে দেই স্পিডটা। জাস্ট শু মানে জাস্ট ওই যে প্রনানসিয়েশন টা হুম।
জ্বী, জ্বী। হু, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। আচ্ছা। <chuckles> ও উল্টা বরং ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন যে, "এই অবস্থা কেনো এখানে?" আর সময় তো নষ্টের একটা ব্যাপার আছে। জ্বী, জ্বী। বাহ! জ্বী, জ্বী? উ জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। জ্বী, জ্বী। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। <chuckles> অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। মানে স্পিডটা কমিয়ে দিয়ে হয়তো বোঝার চেষ্টা করেছেন। কিন্তু এইযে সময়ে আপনি এতগুলা <scoffs> সমস্যা একসাথে ফেইস করছেন। বাহিরে যাবেন, অনেকদিন পড়াশোনা করা হয়নি এবং আবার পড়াশোনা শুরু করছেন। <scoffs> এবং আ এইটার পাশাপাশি হয়তো যে জায়গায় আপনি ভেবেছিলেন আপনার কাজ হবে ওখানে গিয়ে অকাজ বেশি হচ্ছে। কাজের কাজ হচ্ছে না, সময় নষ্ট। এত কিছুর মাঝে মানে আপনি তো ডেফিনিটলি অনেক স্ট্রেসড আউট হয়ে গিয়েছিলেন বা ফ্রাস্ট্রেটেড ফিল করছিলেন।
হ্যাঁ। হুম, হুম। হুম। হুম, হুম, হুম। উম হু একদম।